হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে যে আমি আর আপনাকে যেমনটি বলছিলাম আমি। এই যে উম অপমানের ভয়ই কিন্তু হলো সবথেকে বেশি মনে হয়। আ এক্ষেত্রে আপনি যেমনটা বলতেছেন যে নিজে যদি আমরা ভুল স্বীকার না করি, অ্যা ভুলটা স্বীকার করবো কিভাবে? আমার তো হচ্ছে অপমানের ভয় আছে। আমার তো আত্মমর্যাদার ভয় আছে, তাই না?
জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী। না, না। আ আমি বলছি না যে অন্যের কাছে স্বীকার করা, নিজের কাছে স্বীকার করা। যে দেখেন অনেক সময় অনেক সময় এমন হয় না? যে আ নিজের কাছেই। ধরেন আপনি আ অনেক সময় একবার একবার এমন হয়েছে যে আমি একজনকে একটা জিনিসের জন্য বকা দিয়েছি। পরে যেয়ে আমি যেয়ে দেখি কি যে এটা তো আসলে তার ভুল ছিলই না। এটা আমার নিজের ভুল ছি এবং এই ভুলটা আসলে তাকে আমি বলি না বলি, এই যে নিজের কাছে clear থাকা যে "আচ্ছা আমি এটা ভুল করছিলাম। এর পরেরবার আমি যদি কাউকে এই কথা বলি, আমার একবার ভালো করে দেখে নিতে হবে। এটা আমার ভুল হয়ে গেছে।" এটা নিজের কাছেই যে এই যে স্বীকারোক্তিটা আমার কাছে মনে হয় অনেক সময় এটা করাই খু কঠিন।
হ্যাঁ, ঐটাই তো। হ্যা। হুম। হুম। হুম। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। হুম। হুম।